একদম, একদম আমিও কিন্তু আপনার সাথে সম্পূর্ণ একমত। একটা জিনিস আমি যেটা খুব বেশি লক্ষ্য করেছি যে আমাদের আ ঢাকার শহরে যারা থাকে এখন কিন্তু দেখবেন যে প্রত্যেকটি এলাকায় মোটামুটি আসলে সিটি কর্পোরেশনের আন্ডারে চলে এসেছে। যার ফলে কিন্তু এখন প্রত্যেকটি জায়গা থেকে জায়গাতে ময়লার গাড়ি আসে এবং আ প্রত্যেকটি ঘর থেকে ময়লা নিয়ে যায়। তবে কিছু, কিছু মানুষ এখনো আসলে কিছু টাকা উউ মানে বাঁচানোর জন্য দেখা যায় যে ওইখানে ময়লাটা না দিয়ে তারা অন্য কোথাও ময়লাটা ফেলে। তো সেই ক্ষেত্রে আমি মনে
জি। উহু। জি। ইয়া জি। উহু। জি। উহু। আমার মনে হয় আ টাকা-পয়সার ব্যাপার না আসলে। আমার মনে হয় যে অলসতার একটা ব্যাপার আছে এখানে। যে অনেকে ভাবে যে বাসা থেকে নিচে নেমে ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে সেটা হয়তো অনেকের কাছে কষ্ট লাগে, হ্যাঁ। আর টাকা হ্যাঁম বলেন।
আচ্ছা। জি, জি, জি। একদম। তা তো আছি। জি এবং হ্যাঁ, জি। আসলে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা যে অ্যা শুধু যে ময়লা আবর্জনা এখানে আমরা ফেলছি এরকমটা নয়। তার পাশাপাশি যে ব্যাপারটা হচ্ছে যে আমরা মাঝেমধ্যে আমরা মাঝেমধ্যে না আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নতুন একটা রাস্তা তৈরি করার জন্য কিংবা আসলে ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা আমাদের গাছপালাগুলি কেটে ফেলছি। যার ফলে কিন্তু আসলে আ পরিবেশটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তো সেইক্ষেত্রে আমরা কিন্তু চাইলে মাঝেমধ্যে রাস্তার ২ ধারে কিংবা খোলা মাঠ যেখানে আছে সেখানে গাছ লাগাতে পারি। তাই না?
জি। উহু। জি। জি। উহু। একদম ঠিক। জি। একদম ঠিক বলেছেন। আর এখন তো দেখবেন অ্যা যে ঢাকা শহরে গাছ নেই বললেই চলে, হ্যাঁ। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু building আর building। ইট পাথরের একটা শহর হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেদের উদ্যোগে আ আমাদের আশেপাশে গাছ লাগাই এবং অন্যকে গাছ লাগানোর জন্য বলি তাহলে কিন্তু দেখবেন যে খুব কম সময়ের ভিতরে আমাদের ঢাকা শহরেও অনেক গাছপালা হয়ে যাবে। তো এই গাছ কিন্তু আমাদের পরিশ পরিবেশ রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না?
আপনার কি মতা জি, জি। হ্যাঁ। হ্যাঁ। উপ জি। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। একদম আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আ একটা জিনিস অ্যা আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা অনেক বেশি বাড়াচ্ছি। কারণ আ দেখা যায় যে একটা জিনিস যেটা হয় আমরা সবকিছু প্লাস্টিকের জিনিসে ব্যবহার করি আমরা। ফলে দেখা যায় যে অনেক সময় আ আমরা ওই প্লাস্টিকগুলি বাহিরে ফেলে দিই। যার ফলে ওই যে একটা পরিবেশের ক্ষতি ওইটা কিন্তু অনেক বেশি হচ্ছে এবং আমি মনে করি এই ক্ষতিটা কমিয়ে আনার জন্য আমরা যদি আসলে আ প্লাস্টিকের অ্যা ব্যবহারটা কমিয়ে আনতে পারি তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। তাই না?
জি। হু, হু। জি। জি। জি। উম ব্যবহারটা।